একদম, একদম ঠিক। মানে তখন মনে হতো কি আসলে এই যে, অফিসে থেকেই যদি মানে কিছুটা সময় আ আমি ইয়া করতে পারি। মানে গাফিলতি কাজে, গাফিলতি করেও যদি আম আমার হচ্ছে একটু শান্তি পেতে পারি। তাহলে আমি সেটাও করতে রাজি। অর্থাৎ এবং আ এই অফিসের জন্য মনে করেন যে, মন থেকে তাদের ভালোর জন্য কিছু করবো এমনটা কিন্তু মনে হত না। তো এক্ষেত্রে মানে ব্যাপারটা ঐটাই দাঁড়ালো যে, এই যে মা মজা আ না পাওয়ার কারণে কিন্তু কাজের মানটা আসলে আম অনেক কমে গেল। তাই না?
জি। বিনোদন। হ্যাঁ। সেটাও ভালো। জি, জি। না, না। কখনোই না। জি, জি। ভাই এটা সন্দেহহীনভাবে ভাই। এইসব কোম্পানিদের আসলে এগুলো, এইসব পদ্ধতি চেঞ্জ করা উচিত। কারণ, পরিবর্তন আঁচ করতে হবে। কারণ কি যে এ দেখেন যে, তারা উম একটা মজুরি দিচ্ছে, ঠিক আছে। তারা একটা টাকা দিচ্ছে কিন্তু তার মানে তো এটা না যে, আমাদেরকে তারা কিনে নিয়েছে। আমাদের সময়ের একটা মূল্য দিচ্ছে। কিন্তু এর মানে এটা না যে, আমাদেরকে এত খাটিয়ে, খাটিয়ে একদমে পাগল করে দিবে। এটা তো আসলে কখনোই গ্রহণযোগ্য না।
হ্যাঁ। হ্যাঁ। কিনে নিয়েছে, হ্যাঁ, এমন না। হ্যাঁ। আবার দেখুন না এই যে, আমাদেরকে টাকাটা আসলে তারা কেন দিচ্ছে? তারা কিন্তু টাকা এইজন্যই দিচ্ছে, আমরা তাদের কাজ করে দিচ্ছি। অর্থাৎ আমাদের দ্বারা কিন্তু তাদের আ তারা আমাদেরকে যেই পরিমাণে টাকাটা দিচ্ছে, তার থেকে অনেক গুণ বেশি কিন্তু আয় হচ্ছে তাদের। এই কারণেই কিন্তু আমাদেরকে টাকাটা দিচ্ছে আমাদেরকে কিন্তু শুধু, শুধু টাকাটা দিচ্ছে না। তাহলে মানে ব্যাপারটা কি? আমরা কিন্তু তাদের জন্য ঠিক যেভাবে, ঐ চাকরিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, একইভাবে আমরাও কিন্তু তাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু তারা আমাদেরকে সেই গুরুত্বটা দেয় না। এটা হচ্ছে একটা সমস্যা। হ্যাঁ।
আরো আয় হচ্ছে। তার অনেক গুণ বেশি আয় হচ্ছে। জি, জি। নিঃসন্দেহে। না, আমাদের তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। গুরুত্বটা দেয় না। জি, জি ভাই। তাহলে ভাই আমি যদি একটু সংক্ষেপে বলি তো, আ কাজ, মজা ২ টারই সমান পরিমাণে দরকার আছে। কাজকে সবসময় প্রাধান্য দিতে হবে। কিন্তু মজাকে কখনো বাদ দেওয়া যাবে না। মজার জন্য আলাদা সময় রাখতে হবে। কাজের মধ্যে বিনোদন আনতে হবে এবং তাহলেই আমরা আসলে সামনের দিকে যেতে পারবো।
একদম ভাই। হ্যাঁ। বাদ দেওয়া যাবে না। একদম। হ্যাঁ।
আপনার সাথে ভাইয়া কথা বলে খুবই ভালো লাগলো। অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানলাম ও নতুন আগে জানতাম না। ভালো থাকবেন।
হ্যাঁ ভাই। <chuckles> আমার কাছেও খুবই ভালো লাগলো ভাই। আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।